আ বাদামের ক্ষেত্রে যেটা হয় আরকি, আ বাদামের ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে, আ ময়লার যে, ক্ষেত্রটা সেটা কিন্তু আসলে ছড়িয়ে যায়। তো <chuckles> যার প্রেক্ষাপটে কিন্তু আসলে আমি যখন বাত আ ডাস্টবিনটা দেওয়া শুরু করে দেই, তখন কিন্তু আসলে আপনার ওই যে, আ আমার যে, বিক্রির ক্ষেত্রটা সেটা কিন্তু আসলে বেড়ে যায়। আর আ বলা যায় যে, এইক্ষেত্রে আপনার ওই যে, প্রোক প্রাকৃতিক যে, একটা মানে ব্যাপার আছে বা পরিবেশের একটা ব্যাপার আছে সেটাকে আমি, সেখানে কিন্তু আসলে আ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার যে, ক্ষেত্রটা সেটা কিন্তু আসলে ভালো রকমেরই থাকে আর
হুম, হুম। হুম, হুম। বাহ্‌। এটা কিন্তু একদমই পরিবেশ বান্ধব যে, আপনি বাদামের সাথে আসলে ডাস্টবিন দেওয়ার যে, একটা উদ্যোগ আপনি নিয়েছিলেন, সেটা খুবই চমৎকার মনে হচ্ছে। একই সাথে কিন্তু দেখা যাচ্ছে আপনি ব্যবসাও করছেন। আবার পরিবেশের যে, উপকার বা পরিবেশের যে, একটা মানে সুরক্ষার ব্যাপার সেটাও কিন্তু আপনি ভারসাম্য ঠিক রাখার জন্য সেটাও আপনি কিন্তু একজন হ্যাঁ, হ্যাঁ।
উম জি। মানে পরিবেশের যে, ভারসাম্য ঠিক রাখার জন্য বা এই যে, আ বর্তমান সময়ে কিন্তু আসলে অ্যা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে, আ আপরিবেশের যে, উম মানে উষ্ণতা বা ওই যে, আ অতি গরম বা শীতাষ্ণ যে, ব্যাপারটা আছে সেটা কিন্তু আসলে একেবারেই আ অভাবনীয় আরকি পা বলতে পারেন যে, আসলে খুবই unpredictable তার সাথে আপনার আ এত পরিমাণে ভূমিকম্প হচ্ছে তো আপ এগুলো কিন্তু আসলে ঐযে পরিবেশ দূষণেরই একটা ফল। তো আমি চেষ্টা করেছি যে, যে, তাদেরকে একটা করে যেহেতু আসলে ডাস্টবিন দেওয়ার আ মা যদিও আসলে ব্য ব্যবসায়ী একটা মুনাফা তো আসলে রাখা লাগে।
বাহ! একদম, একদম হ্যাঁ। হ্যাঁ। সেক্ষেত্রে, সেক্ষেত্রে কি আপনি মানে ১ টা, ১ টা বাদামের সাথে একটা ডাস্টবিন দিতেন নাকি কেউ হচ্ছে যে, ১০ টাকার বাদাম কিনতো তাকে একটা ডাস্টবিন এরকম দি
আম না, না সেক্ষেত্রে আমি আ ১০০ গ্রাম বাদামের সাথে আসলে ১ টা ডাস্টবিন দেই। কারণ ১ টা বাদামের সাথে যেহেতু আসলে ফল ১ টা আর ডাস্টবিনটা তো আসলে ব ভরার একটা ব্যাপার আছে। কারণ দেখেন এখানে ব্যা যেটা হয় যে, আমি ডাস্টবিনের যে, ক্ষেত্রটা সেটা যদি আসলে আ মানে বাদাম তো ঠিকই তারা কিনলো, কেনার পরবর্তীতে ডাস্টবিনে যে, ফেলবে ওইটা তো আসলে ডাস্টবিনটা ভরা লাগবে। কারণ আ দেখা গেল যে, বাদামের থেকে ডাস্টবিনের যে, কে ডাস্টবিনটা বেশি হয়ে গেলো। তো সেইক্ষেত্রে তো আসলে একটু সমস্যা আপ হয়ে দাঁড়ায়।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ব্যাপার থাকে, হ্যাঁ। হুম, হুম। রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ। এবং সেক্ষেত্রে যে, ডাস্টবিনের জায়গাটা আসলে অপচয় হইল যে, সে অপচয় করাটা তো আবার ঠিক না। যে, ডাস্টবিনটা যদি একটু বড় হয়ে যায় সেটা আবার ঠিক না। তো কেউ যদি আসলে ৫০ গ্রাম বাদাম কিনে সেক্ষেত্রে কি তাকে আসলে ডাস্টবিনটা অর্ধেক করে দেয়া হইতো? ওইযে কেটে মাঝখান দিয়ে দেওয়া হইলে এরকম করা হইত? কখনো, কখনো? নাকি আ পরবর্তীতে আবার ৫০ গ্রাম কিনলে দেয়া হইতো তাকে?
হ্যাঁ। আ না, এক্ষেত্রে তাদের জন্য